জি, আসলে দেখা যায় কি যে মানে আমার ক্ষেত্রে এই যে এসব মিষ্টি জাতীয় খাবার বা এই যে মাঝে, মাঝে যেগুলো খাওয়া হয়, ওগুলো দেখা যায় একটু টেস্টটা একটু বেশি মানে আ মানে আমার জন্য আরকি ম্যাটার করে। দেখা যায় মানে এর জন্যই কিন্তু মানে তৈরি করা যে সু মানে যদি খাওয়া-দাওয়ার বা ক্ষুধা মিটানোর জন্য খাইতেছি তাহলে কিন্তু দেখা যায় এত বেশি টেস্ট দেখাও না। কিন্তু যখন দেখা যায় একটু আ মজার জন্য খাচ্ছি তখন কিন্তু একটু মানে চিনি লবণ বা আ কিভাবে ভালো রান্না হয় বা ক কিভাবে টেস্টে টা বাড়ে ওই জিনিসটা কিন্তু মাথায় থাকে। তো মানে বিভিন্নভাবে ট্রাই করি যে নতুন একটা রেসিপি যে এটা এভাবে রান্না করলে কেমন হয় বা মানে এই জিনিসটা বদলে অন্য কিছু একটা জিনিস <chuckles> দেখা যায় হ্যা, মাঝে মধ্যে ভালো একটা রেসাল্ট আসে কিন্তু যেটা আরকি আমার জন্য বেশি পছন্দ হয় বা আমি আ খুবই পছন্দ হইছি যে জিনিসটার আ রেসিপিটা তখন দেখা যায় ঐ যে প্রধান রেসিপি হয়ে যায় আরকি। যে এইটার এই এই থাকে। আ জি, জি। মিউ আ এই জিনিসটাই হয়। জি, জি।
আচ্ছা। হুম, হুম। হ্যা। হুম, হুম, হুম। আচ্ছা। হুম। হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যা। আচ্ছা আপনি কখনো নতুন করে রেসিপি অ্যা মানে এমন কোনো সময় হয়েছে যে, আপনি অন্য আরেকটা রেসিপি ফলো করতে গিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে ফেললেন? পরে সেটাই আপনার অনেক ভালো লাগলো, এরকম হয়েছে?
হু, হু। <chuckles> আসলে বলতে গেলে কি, একবার এরকম হয়েছিল যে মানে এই যে কি বলে? অ্যা কাঁচ্চি রানতে রান্না করতে গিয়ে আমি মানে একটা স্টেপ আরকি আ দেখি নাই বা এরকম হয়েছিল। তো দেখা গেছে যেটার ঐ জন্য মানে আমার আ কিভাবে যে রান্নাটা মানে এরকম হয়েছে না যে আ কি বলে একটা রান্নার স্টেপ ভুল হয়ে গেছি, কিন্তু দ মানে রেজাল্ট টা ভালোই হইছে আরকি। মানে দেখা গেছে যে ওইটা মানে একটা অন্যরকম একটা রেসিপির মতন হয়ে গেছে যে মানে ওই একটা স্টেপ না ফলো করলেও কিন্তু জিনিসটা হয়ে যায়। <scoffs> এই জিনিসটা পরে জানতে পারলাম যে আমার একটা ভুল ছিল কিন্তু দেখা গেছে কি যে ঐ ওদের স্টেপ টা ফলো করার ফলে, যে জিনিসটা মানে ওদের মতন হচ্ছে কিন্তু আমি যেভাবে রান্না করেছি বা ভুলবশত ওইটা দেখা গেছে যে মানে আমার জন্য বেশ ভালো ছিল আরকি। মানে আ মানে আমার অ্যা পছন্দ হইছে, আমার ওই রান্নাটা আরকি। মূল জি, জি জিনিসটা হয়েছিল।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা হ্যা। হ্যা, হ্যা, হ্যা আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা। টেস্ট অনুযায়ী। হুম, হুম, হুম, হ্যা, হ্যা এটা ভালো আসলে খুব ভালো। আ জেনে ভালো লাগলো যে আপনি অ্যা নতুন, নতুন রেসিপি ট্রাই করেন। তারপরে আপনার ভুল হলেও অনেক সময় মানে খারাপ হয় না। এটা বেশ ভালো একটা ব্যাপার। আপনার সাথে এ ব্যাপারে কথা বলতে পেরে আসলে অনেক কিছুই জানা গেল, আপনি কিভাবে রান্না করেন বা কী, কী পছন্দ আপনার। আ অনেক ধন্যবাদ আপনাকে এসব গুরুত্বপূর্ণ তথ্য আ শেয়ার করার জন্য।
জি। উ জি, জি আপনাকেও অনেক ধন্যবাদ, আপনিও খুব মন দিয়ে আমার কথাগুলো শুনলেন, খুবই ভালো একটা কথোপকথন হলো আপনার সাথে। মানে কি বলবো, আমার মানে মনটা অনেক ভালো হয়ে গেলো আপনার সাথে কথাগুলো বলতে পেরে ভালো ভালো থাকবেন আপনি ধন্যবাদ আপনাকে।